একদম, একদম এবং বললাম না ও ওর সাথে এখনো কিন্তু সম্পর্ক আছে। আর Facebook এর যুগে কিন্তু আপনি যদি না চাইতেও কিন্তু ঘুরে ফিরে চলেই আসে। আপনি যদি একদমই যাচ্ছেন না, হ্যাঁ।
জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী। মানে ওই সংযোগটা থাকে একজন একজনের সাথে ওই টাচটা রয়েই যায়।
একদম, যোগাযোগটা থেকেই থাকে। শুরুর দিকে হয়তো মানে হয়তো টেক্সট চালাচালি করা হত। এখন অতটা টেক্সট চালাচালি করা না হলেও ওর সাথে সম্পর্ক কিন্তু ঠিকই আছে। ওর সম্পর্কে আমি জানছি যেমন রিসেন্টলি একটা খবর দিল ও যে ওর ছেলে, মানে আমরা যখন আ ৩য় বার যখন যাই ওর সাথে দেখা করতে তখন ও দেখা করতে পারেনি। কারণ তখন সে প্রেগন্যান্ট ছিল। ঠিক আছে? তো সেই ছেলে এখন এত বড় হয়ে গেছে মানে ওর ক্লাস-এ সেদিন দেখলাম যে ও একটা ভিডিও শেয়ার করে বলল, যে আমার ছেলে এই এওয়ার্ড-টা পেয়েছে। এই যে ওর বলার ধরনটা মানে এইটা এটা তো আসলে দেখা। আমার সাথে তো বন্ধুত্বটা আছে দেখেই একটা সম্পর্ক তৈরি হয়েছে দেখেই, কিন্তু এখনো টিকে আছে। নাহলে তো আমি টুরিস্ট হিসেবেই গিয়েছিলাম। তাই না? হুম, তা আসলে আমার বেশ ভালো লাগে।
হু, হু। আচ্ছা, আচ্ছা। হু। জ্বী, জ্বী। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। যে ভঙ্গিটা, জ্বী, জ্বী, জ্বী। হু, হু। জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ আসলেই। না এই এই আপনার এই বন্ধুত্বের গল্পটা কিন্তু খুব সুন্দর। যে আপনি এক টুরিস্ট হিসেবে গেলেন যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে তার সাথে একটা ভালো সম্পর্ক হল। আর এই যে বোঝাপড়ার বিষয়টা যে আপনি এখনো তার সাথে আছেন। এটা কিন্তু সবসময় হয় না। কারণ দেখা যায় অনেক সময় না মানে আমরাও ঘুরতে যাই যাওয়ার পরে দেখা যায় যে কারো একজনের সাথে ভালো সম্পর্ক হইছে। কিন্তু পরে আর দেখা যায় ওই সংযোগটাই থাকে না।